হুম, হুম। সত্যি। <chuckles>
তো দেখা গিয়েছে যে একদমই এরকম হয়েছে যে, অল্প থাকে না? রেসিপি তৈরির ক্ষেত্রে একটু ভয়, ভয় থাকে। তো সেক্ষেত্রে দেখা গেছে আম্মু সবসময় বলতো যে "যা করবা, অল্প করে করো। কারণ আ নষ্ট হলে যেন বেশি নষ্ট না হয়।"
উহুঁ। আচ্ছা, বাহ! <chuckles> বেশি না হয়। আ সেটা কিন্তু সত্যি। আর এমনিতে হুম, হুম। বলুন।
না, হ্যাঁ, তো সেটা একটা হ্যাঁ সেটা একটা থাকতো, তো আমি আবার বলা যায় যে মন খারাপই করতাম যে "কেন এরকমভাবে বলতো? আমি তো ভালোই পারি যেটাই করি না কেন?" তো আ মজাদারভাবে একটু লাড্ডু বানিয়েছিলাম সেমাইয়ের। যেটা আসলে খুবই মজার ছিল। অল্প করে বানাতে গিয়ে সেটা নিয়ে দেখা গিয়েছে আমাকে double বার খাটনি করতে হয়েছে। কারণ এটা আরে আবারও বানাতে হয়েছে।
<chuckles> আ আসলে সত্যি। হুম, হুম। বাহ! চমৎকার। আচ্ছা, সত্যি এই ব্যাপারটা কিন্তু সত্যিই বেশ দারুণ বললেন যে এ আসলে আ রান্না করতে গিয়ে যেমন আপনার মা আপনাকে আসলে বলছিলেন, সতর্কতার আ সাথে যে আসলে অল্প করে রান্না করার ব্যাপারটা। কারণ দেখা যাচ্ছে যে ১ম বার রান্না করতে গেলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আসলে তৈরি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনার বা বাড়িতে যেমন আপনাকে নিয়ে ভয় পাচ্ছিলেন এবং আ সেখান থেকে যে অল্প করে রান্না করতে গিয়ে যে উম যে রান্না পরবর্তী সময়ে রান্নাটা এতটাই সুস্বাদু হয়েছে যে পরবর্তীতে আবার নতুন করে বানাতে হয়েছে। এই ব্যাপারটা কিন্তু সত্যিই দারুণ। মানে আ একটা ভালো লাগার জায়গা কিন্তু আসলে তৈরি হয়ে যায়। যেমনটা আসলে আমি আপনার কাছে শুনতে চাচ্ছিলাম যে এমন কোন স্পেশাল মুহূর্ত আছে কিনা। আ সত্যি এর থেকে আর ভালো স্পেশাল মুহূর্তে কি হতে পারে? সত্যিই একটা দারুণ অনুভূতি। তো ও ওই সময়টাতে আসলে আপনার আনন্দটা কেমন হয়েছিল? মানে ম এটা কি মনে হচ্ছিল যে ঈদের আনন্দটাকে আসলে দ্বিগুণ করে দিলো ব্যাপারটা।
জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, একদম। হ্যা। আবারও বানাতে হয়েছে বা double খাটনি। <chuckles> জ্বি। জ্বী, এক হ্যাঁ, হ্যাঁ, জি। দ্বিগুণ বাড়ি দেয় অবশ্যই, কারণ স্বাভাবিকভাবে যখন নিজের হাতে রান্নার প্রশংসা পাই, আবার যেখানে বাঁধা থেকে রান্না করা হয়, আবার দেখা যাচ্ছে সেটা আবার double বার করা হচ্ছে। তখন তো নিজের কাছে একটা ভাব ভাব চলে আসছে। না আমি ভালো কিছু করেছি। আ তো এটা দিয়ে দেখা যায় যে আর বা মা-বাবার অবশ্যই সবসময় দেখা যায় তুই appreciate তো করতই। তো সেক্ষেত্রে দেখা যায় কি? যে আ সেমাই রান্না আ সে সেদিনের আ কর্মকান্ডগুলো বা কাজগুলো যদি বলি একটু কমই থাকত। কুরবানী ঈদের তুলনায় একটু কমই থাকে। রান্না-বান্নার উপরেই বেশি focus করা হয়। তো রান্না-বান্না নিয়ে একটু বেশি দেখা যাচ্ছে যে ওই দিনগুলোতে বা ঈদের ওই মুহূর্তটাতে খুবই বেশি nurture করা হতো। বিভিন্ন ধরনের রান্না-বান্না বে
<chuckles> হুম, হুম, হুম। <chuckles> আচ্ছা, আচ্ছা। অবশ্যই, অবশ্যই। <chuckles> নিজের আত্মবিশ হু, হু, অবশ্যই। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হুম, বুঝতে পেরেছি। সত্যি দারুণ বললেন কিন্তু এবং অবশ্যই কারণ এরকম একটা ব্যাপার যখন হয় আ নিজের কোনো একটা কাজের যখন বেশ আ সুনাম বা প্রশংসা আসলে পাওয়া যায় তখন কিন্তু নিজের ভিতরে একটা দেখা যাচ্ছে যে ওই যে উম আত্মসম্মান প্লাস হচ্ছে গিয়ে আ এগুলো কিন্তু আসলে বৃদ্ধি পায় এবং কাজ করার প্রতি যে একটা আ আ দেখা যাচ্ছে যে আগ্রহ এটাও কিন্তু আসলে বৃদ্ধি পেয়ে যায়। সত্যিই ভীষণ ভালো লাগলো এ বিষয়টা শুনতে পেরে। তো আ আরেকটা ঈদের কথা তো আসলে ১ম এই বলছিলেন যে, আ 'ঈদুল আজহা' নামে আরেকটা ঈদ আসলে আপনারা উপভোগ মানে আ মানে উদযাপন করে থাকেন। তো তার সাথেও তো অবশ্যই খাবার-দাবার নিয়ে অনেক ভালো মজার স্মৃতি বা খাবার-দাবারের আ আ একটা অন্যরকম ব্যাপার আসলে ঘটে থাকে। তো সেখানে আসলে আ খাবার-দাবারের ব্যাপারটা আসলে কেমন হয়ে থাকে যদি একটু বলেন?
একদম, একদম, একদম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী। হ্যাঁ, হ্যাঁ, কুরবানির ইদ, জি। হুম, হুম, হুম। একদম। জি।